উম আসলে আপনি কিন্তু বেশ গভীরভাবেই বোঝালেন, যে আসলে বর্তমান যে সমাজ ব্যবস্থা রয়েছে এই সমাজ ব্যবস্থাতে আপনাকে যতবারই আসলে প্রশ্ন করা হোক উপার্জন না উদ্দেশ্য সেক্ষেত্রে আপনি বারবারই কিন্তু উপার্জনের কথাই বলবেন। অ্যা কারণ পুরো সমাজ আসলে উপার্জনের দিকেই ঝুঁকে আছে। হ্যাঁ, যারা আসলে বেশি উপার্জন করছে। তারাই দেখা যাচ্ছে যে সমাজে আসলে বেশি আসলে তোষামদ পেয়ে থাকেন, হ্যাঁ? অ্যা তাদেরকেই বেশি প্রশংসা করা হয়। হ্যাঁ? উম দেখা যাচ্ছে যে হয়তো যেই ব্যক্তি মসজিদে আসলে অ্যা একটু বেশি টাকা পরিমাণ দান করেন, একটু বেশি বস্তা সিমেন্ট দান করলেন। দেখা যাচ্ছে যে তার জন্য করতালিটা একটু জোরে সরেই হয়। হ্যাঁ? যে একটু কম করলো, <chuckles> এগিয়ে দেয়া হচ্ছে। তো এই যে, যে নানান ধরনের প্রবণতা যে অর্থকে সন্মান, ব্যক্তিকে নয়, হ্যাঁ। আ জ্ঞানকে সম্মান নয়, শুধুমাত্র অর্থ যে বেশি দিতে পারছে তাকেই সম্মান। তো লোকজন তো আসলে সম্মান পাওয়ার জন্য আপনি যেমনটা বললেন যে সবারই তো আসলে সম্মান পেতে ভালো লাগে। তো এইজন্যই কি এটাই কি কারণ? যে আসলে ঐ যে, যে সম্মান মানুষের আকাঙ্ক্ষা আসলে অর্থ না। আসলে আকাঙ্ক্ষা হচ্ছে হলো যে সম্মান এবং মানুষ যখন দেখলো যে উপার্জনের মধ্যেই আসল সম্মান। এটাই যখন সমাজের আসলে দৃষ্টিভঙ্গি হলো, এটাই কি আসলে কারণ যে মানুষ অর্থের পেছনে এভাবে ছুটছে?
জ্বি। উহু। নিঃসন্দেহে। জ্বি, জ্বি, জ্বি। হু, হু। উহু। জি, জি। উহু। হ্যাঁ, চেয়ারটাও হয়তো তাকেই এগিয়ে দেওয়া হচ্ছে যে চেয়ারের উনি দখল করবেন। উহু। জ্বী, জ্বী, উহু। জ্বী, জ্বী, জ্বী। জ্বি, জ্বি, জ্বি। হু, হু। উহু। জ্বি, জ্বি। উহু। জ্বি। অ্যা হ্যাঁ, হতে পারে। মাপকাঠি তো আসলে আ আপনি সঠিক বলেছেন, যে একজন আমেরিকার একজন অ্যাম জ্ঞানবিদ আ তিনি একটি কথা বলেছেন, যে যার যত সম্পদ বৃত্তি বা বৃদ্ধি পেতে থাকে আ তত তার মানুষের পিছনে যে তার যে অবয় যে কুৎসা যেটা তাকে নিয়ে নিন্দা সেটা মানুষ ভুলতে থাকে। এটা হচ্ছে একজন লেখকের, একজন অ আমেরিকান একজন লেখকের একটা প্রবাদ। তো আমরা তো দেখি যে আসলে আমাদের সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখি যে উপার্জনক্ষম ব্যক্তিটাকে বাবা-মা, আপনি দেখেছেন যে বাবা-মাও তাকে একটু আলাদা নজরে দেখে কিংবা সমাজও তাকে একটু আলাদা নজরে দেখে। এটা তো বাস্তবতা। শো আমাদের আ যেটাই আমরাই করি না কেন এই উপার্জনক্ষম ব্যক্তিটাকে সমাজে কদর রয়েছে। এই কদরের কারণে উপার্জনের দিকে মানুষ ছুটে যায় বেশি। সেটা এবং এমনও যদি হয় নৈতিক আ আম যে স্থলন সেটা কে ঘটিয়ে হলেও উপার্জন সে করার একটা প্রবণতা তার মধ্যে কাজ করে। তবে হ্যাঁ, আমি একেবারে নে এম উদ্দেশ্যকে বাহিরে রাখছি না। আমাদের উদ্দেশ্য নিশ্চয়ই হওয়া উচিত দেশ সেবা। আ হয়া হওয়া উচিত নীতিনৈতিকতা নিয়ে বড় হয়ে ওঠা। এগুলো তখন উম মানানসই হবে যখন রাষ্ট্রযন্ত্রটা ঠিকমত চলবে। রাষ্ট্রযন্ত্রটা একদিকে চলছে, আর আমি যদি আমার উদ্দেশ্য নিয়ে পড়ে থাকি তাহলে আমি পিছপা হয়ে যাবো এবং মানুষ আমাকে উপেক্ষা করা শুরু করবে। সুতরাং উদ্দেশ্য এব উপার্জনকে ঘিরেই ঘটে। আ তবে উপার্জনকে ঘিরে উদ্দেশ্য যে প্রবাহিত হয় না এটা একেবারে বাস্তবসম্মত।
<chuckles> একদমই ঠিক। একদমই তাই। আলাদা নজরেই দেখেন। হুম, একদমই সঠিক।